একটা ব্যাপার নিয়ে আমি একটু চিন্তিত আসলে। এবং বিষয়টা খুবই স্পর্শকাতর একটা বিষয় এবং আমি বেশ দ্বিধাদ্বন্দ্বে আছি বিষয়টা নিয়ে যে, আমি যে কাজটা করেছি বা যে কাজটা করতে চাচ্ছি এইটাই সঠিক সিদ্ধান্ত কীনা বা এটাই সঠিক পথ কীনা? সেটা নিয়ে না আমি একটু nervousness কাজ করছে। আমি বেশ চিন্তিত।
হুম। হুম, হুম।
এবং সব মিলিয়ে যেহেতু বিষয়টা পারিবারিক, আমি আসলে বাইরে কতটা share করবো সেটা নিয়েও একটু সন্দিহান আরকি। এইজন্য আপনার সাথে কথা বলা যে হয়তো different কোন perspective পেলে আমার আসলে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আমি সঠিক সিদ্ধান্তে উপনীত নিতে হতে পারবো যে এই situation এ আসলে এইটা করা দরকার। এইজন্যই আপনার সাথে একটু আলোচনা করা আরকি।
উম, হুম। আসলে আপনার বক্তব্য অনুযায়ী যতটুকুই আসলে শুনলাম, শুনে মনে হচ্ছে যে আপনি আসলে এই বিষয়টা নিয়ে অনেকটা খানিক আপনার মন খারাপও হয়ে আ
একদম। জি, জি।
সেক্ষেত্রে আসলে আপনাকে একটু, আকটু যদি জানতে চাই আপনার কাছ থেকে যে আসলে এই বিষয়টা আসলে কী ঘটেছে এবং মানে এটার কোথা থেকে আসলে শুরু হলো, এবং এটার কি অনুভূতিগুলো আসলে আপনার ভেতর থেকে আসলে কেমন করে আসছে?
<sighs> এম জি। তো মূলত আমার সন্তানকে নিয়ে, আমার বড় ছেলে, আ ৫ বছর বয়স তার। তাকে নিয়েই সমস্যাটা মূলত হচ্ছে। আমি চাচ্ছি যে বাচ্চা-কাচ্চা পালন করার ক্ষেত্রে ওদেরকে একটু freedom দেই, এবং freedom দেওয়াটা অনেক ক্ষেত্রে ভুল করার ক্ষেত্র। Suppose ও কোন কিছু ভেঙে ফেলেছে বা, কোন কিছু একটা করে ফেলেছে যেটা ওর করার কথা না। তো সেখানে, সেখান থেকে বুঝিয়ে-শুনিয়ে ওকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা, এবং আরও একটা extra step আমি যেতে চাই সেটা হচ্ছে in case যদি ও কথা ওই মুহূর্তে না শোনে still তাকে ওই মুহূর্তে punish না করা। কয়েকবার সুযোগ দেওয়া, যেন একটু বড় হলে ওই বিষয়গুলো নিজেই, নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবে। মানে আমাদের বকার জায়গাটা বা শাসন করার জায়গাটা খুবই specific হওয়া উচিত। যে ও যেমন মিথ্যা কথা যদি বলে সেক্ষেত্রে আমি সেখানে strict হবো। But ও যদি glass ভেঙে ফেলে আমি বললাম "তুমি এখন থেকে তাহলে কা কাঁচের glass নিও না।" But second time আবার ভাঙলো। আমি এর জন্য যে ১ম বার বলেছি, "তুমি কেন কথা শোনোনি?" এই জায়গাতে আমি আসলে strictness-টা চাচ্ছি না। But আমার wife এর মতে যদি ওদেরকে আমরা এই তাকা এক জায়গায় ছেড়ে দেই এই ছাড় দেওয়ার বিষয়টা যত বড় হতে থাকবে
হুম, হুম। আচ্ছা। হুম। Right. হুম, হুম। হুম। রাইট। বুঝতে পারছি। হুম, হুম।
তত grow হতে থাকবে, এবং একটা পর্যায়ে গিয়ে আমরা হয়তো ওদেরকে যেই সঠিক পথ দেখানোর যে বিষয়টা সেখানে ভুল সি সিদ্ধান্ত নিয়ে ফেলব। মানে মূলত সন্তানকে শাসনের যে জায়গাটা সেটা নিয়ে আমার আমার স্ত্রীর মধ্যে একটু মতবিরোধ রয়েছে। ২ জনের সিদ্ধান্তটা একটু different। এখন আজকেও এই ঘটনাটা ঘটেছে। Even আমার স্ত্রীর সাথে আজকেও বিষয়টা নিয়ে একটু কথা কাটাকাটি বলা যায় যে হয়েছে। তো এইটা নিয়ে আমি আসলে দুশ্চিন্তায় আছি যে আমি আসলে যেটা ভাবছি বা, যেভাবে আমরা এগোচ্ছি এখানে আসলে সঠিক কোনটা? এটা আমার বুঝতে একটু সমস্যা হচ্ছে আরকি। মানে আমার সি নিজের সিদ্ধান্ত নিয়ে আমি একটু দোটানায় আছি।
হুম। জি, জি। রাইট। বুঝতে পেরেছি। আসলে এই ক্ষেত্রে যে, মানে সন্তানের যে, স মানে শাসন করার যে বিষয়টা এটা নিয়ে, আ মানে আপনার মানে পিতা-মাতাদের উপর আসলে বিশেষ করে যে এরকম একটা, মানে সমস্যা তৈরি হয়ে যাওয়াটা আসলে অনেক ক্ষেত্রেই স্বাভাবিক। কারণ দেখুন একটা বিষয়, যে আপনি কিন্তু একটা ভিন্ন একটা environment-এ বড় হয়েছেন। হ্যাঁ, ছোটবেলা থেকে আপনার স্ত্রীও কিন্ত তেমনি তেমনভাবেই আসলে আরেকটা environment-এ বড় হয়েছে। তো আপনি যেটা, অ্যাঁ পেয়ে অভ্যস্ত, যেভাবে আসলে আপনি শাসন পেয়ে অভ্যস্ত এবং আপনার যে ওই শাসনের ভেতর থেকে যে অপছন্দের জায়গাগুলো ছিল সেগুলো আপনি চাচ্ছেন যে আপনার সন্তানদেরকে না দিতে। হ্যাঁ, একটু better করো better হতে। এবং আপনার স্ত্রীরও হয়তো একই রকমেরই একটা মাথায় idea থাকতে পারে যে আসলে সে যেভাবে বড় হয়েছে বা, তার যেরকম লালন-পালন হয়েছে সেই অনুযায়ী সেও হয়তো ওটাই portray করতে চাচ্ছে তার সন্তানের ক্ষেত্রে। দেখুন যে এইখানে সন্তান যেহেতু আপনাদের দুজনের, হ্যাঁ? তো সেক্ষেত্রে আসলে এই যে আপনাদের একটা মানে team হয়ে আসলে, এই সন্তানদেরকে আসলে লালন-পালন করতে হবে, শাসন করতে হবে। হ্যাঁ, এবং এই বিষয়টাতে না দেখুন যে আপনি একদিক থেকে ছাড় দিয়ে দিতে চান আর আরেকদিক থেকে উনি ছাড়তে চান না। এই যে এই বিষয়গুলো আপনারা যদি একসাথে বসে এই যে কথা-কাটাকাটি হয়ে যাচ্ছে যে এগুলো কিন্তু আপনাদের মধ্যে হওয়াটা আসলে ঠিক নয়। হ্যাঁ? সেক্ষেত্রে আপনারা যদি বসে একটু আলাপ-আলোচনা করেন যে আচ্ছা ঠিক আছে, আপনার idea-টা কোনটা? আপনি এমন বলতে পারেন যে হ্যাঁ, আমি আসলে এভাবে ভাবছি এবং তার কাছ থেকেও তার idea টা শুনতে চাবেন। হ্যাঁ, এবং reasoning করার মাধ্যমে দেখবেন যে একটা, সঠিক একটা উপায় বের হয়ে আসতে পারে যেটা আসলে আপনারা দুজনেই approve করবেন। তবে এক্ষেত্রে আপনার কাছ থেকে আরেকটু জানতে চাচ্ছি কি এই যে আমি যে কথাগুলো বললাম আপনাকে, এই অনুযায়ী কি আপনারা কোনো কিছু বিগত সময়ে চেষ্টা করে দেখেছেন, অ্যা সা মানে শাসন করার ক্ষেত্রে বা, লালন-পালন করার ক্ষেত্রে ছেলে-মেয়েকে?
হ্যাঁ। হুম। জি, জি। Exactly, জি। আচ্ছা। হুম, হুম। জি, ভাইয়া। হ্যাঁ। সেটা তো অবশ্যই। হুম। আচ্ছা। হুম। জি, মানে মূলত আমরা even baby নেয়ার আগ থেকেই আমাদের বাচ্চা-কাচ্চার শাসনের ক্ষেত্রে কিভাবে approach হওয়া উচিত, সেটা নিয়ে আমরা বেশ আলোচনা করেছি। Even আপনি যেটা বললেন দুইজন একসাথে বসে কথা বলার বিষয়টা, এটা আমরা প্রায়শই করি এবং করেছি বেশ। সমস্যা যেটা হচ্ছে, বাচ্চা য্যা যেহেতু evolve হচ্ছে, আমাদের সিদ্ধান্তও কিন্তু সাথে evolve হচ্ছে। ধরুন আমি বুঝতে পারছি যে, আমার সন্তানের ক্ষেত্রে এই জিনিসটা যেটা আমি apply করেছিলাম, সেটার চাইতে এটা better decision হবে এবং স আমার wife ও সেটা বুঝতে পারছে। তো দেখুন আমরা যেহেতু নতুন বাবা-মা, মাত্র ৫ বছর প্রথম সন্তানের বয়স। আমরা আসলে overwhelmed হয়ে গিয়েছিলাম, But আমরা সবসময় চোখ-কান খোলা রেখেছি, নতুন change এর সাথে আমাদের চিন্তাভাবনা align করার চেষ্টা করেছি, যেন আমরা
হুম। রাইট। জি, জি। হুম। একদম। হু, হু। রাইট। হুঁ।
এরকম না হয় যে এটাই সঠিক, এরকম কিছু। তো এই যে বাচ্চার ক্ষেত্রে বাচ্চাকে শাসন করা যে বিষয়টা। আমাদের কিন্তু দীর্ঘ বলা যায় প্রথম ৪ বছর পর্যন্ত even আমাদের সিদ্ধান্তটা একই জায়গায় ছিল যে, এইভাবেই হওয়া উচিত। But আমার ছেলে যখন অ আরও বেশি স্বাধীনতা প্রেমী হয়ে যাচ্ছে, মানে স্বাধীনতাকামী বলতে হবে। যে না এটা আমি করব না, তুমি যেটা বলছ সেটা আমি করব না। এক বিষয়গুলো নিয়ে যখন ও আমাদের সাথে তর্ক কর করছে, তো সেখান থেকে আমার চিন্তার যেটা হচ্ছে যে আমিও তো আমার বাবা-মার সাথে তর্ক করতাম। মানে একটা পর্যায়ে গিয়ে যখন আমার maturity level একটা certain পর্যায়ে পৌঁছেছে, তখন আমি automatic সেই বিষয়টা আমার মধ্যে থেকে চলে গিয়েছে। বরঞ্চ ওই তর্কের সময় আমার সাথে যেই pressure টা দেয়া হয়েছে, সেটা আমার ক্ষেত্রে হিতে বিপরীত হয়েছিল। যে বাবা-মার সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল, এবং পৃথিবীতে জায়গাতে সমস্যা হচ্ছিল, আমার পড়াশোনা, আমার চাকরি-বাকরি সব জায়গাতেই একটা, কিছু হলেও problem এখনও আছে বলতে গেলে যে আমার মধ্যে, হ্যাঁ? সে বিরক্তি, রাগের জায়গা, অভিমান সেইগুলো কিছু এখন হলেও ধরে রেখেছি, but ওই যে দায়িত্ব পালন করে যাচ্ছি। আমি কখনোই চাই না আমার সন্তানের ক্ষেত্রেও সেগুলো থাকুক। wife বক্তব্য হচ্ছে এবং ওর বক্তব্যটাও ফেলে দেওয়ার মতো নয়। সেটা হচ্ছে ও দেখেছে ওর বাসার ক্ষেত্রে যে, বাবা-মা ছাড় দিতে, দিতে এত বেশি ছাড় দিয়েছে পরবর্তীতে যখন তা তারা ভুল পথে এগোচ্ছে তখন বাবা-মা যখন তাদেরকে শুধরানোর কথা বলেছে, তখন বলছে "আমাকে তো কখনোই এগুলো কিছু বলোনি, এখন কেন বলছো?" তারা তাদের failure এর জন্যে, তারা তাদের বিমোদ বিপদগামী হওয়ার জন্যে বাবা-মার শাসন না করা দোষ দিয়ে থাকে। তো
বুঝতে পারছি। রাইট। হুঁ। হুম। রাইট। হুঁ। আচ্ছা। বুঝতে পারছি। বুঝতে পারছি। রাইট। হুম, হু। রাইট। আচ্ছা।
আমার মনে হচ্ছে এই দুইটার একটা balance রাখা উচিত। কিন্তু balance টা কতদূর পর্যন্ত, এইটা নিয়ে মূলত আমার wife এর সাথে আসলে একটু, যেমন আজকে এ ঘটনাটা যেটা ঘটেছে। আমার ছেলেকে কাঁদতে দেখে আমি যখন আমরা ২জন মিলে বোঝানোর পরে ছেলে যখন রুমে চলে গেল, তখন আমার wife কে বলছি, "তুমি এতটা strict না হতেও পারতে।" আর আমার wife আমাকে বলছে যে, "strict কোথায় হতে হয় এই বিষয়ে তো আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি, তুমি কেন এরপরও আমাকে এভাবে?" মানে এই যে খুটিনাটি বিষয়গুলো, এটাই আসলে বেশ কষ্ট দিচ্ছে আমাকে।
রাইট, হুম, হু। রাইট। আচ্ছা, আচ্ছা। হুম, হু। Right. হু। বুঝতে পারছি। আসলে এই বিষয়টা খুবই দুঃখজনক একটা বিষয় যে, আসলে এই রকম একটা মানে situation এর ভেতর থেকে আসলে আপনারা যাচ্ছেন। আবার আপনি একটা জিনিস দেখবেন যে, আপনি যেহেতু ছেলে মানুষ, আপনি ওভাবে যে মানে আপনি নিজে যেভাবে বড় হয়েছেন এবং আপনি নিজে থেকে বুঝতে পারছেন যে আসলে একটা certain একটা সময়তে চলে গেলে আপনি যেভাবে নিজে থেকে অনেক কিছু বুঝে নিয়েছেন, হ্যাঁ, সেটা আপনার ছেলের ক্ষেত্রে ঘটবে। এখন আপনার wife কিন্তু বিষয়টাকে ভিন্নভাবে হতে দেখেছে, হ্যাঁ? তারও একটা অভিজ্ঞ আছে মানে অভিজ্ঞতা আছে, আপনার নিজেরও একটা অভিজ্ঞতা আছে। তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, যখন এইরকম situation গুলো তৈরি হয়, হ্যাঁ, তো একটা বিষয় হচ্ছে কি যে, বাচ্চাদেরকে আপনারা যখন শাসন করতে যাবেন বা এক একটা বিষয়, হ্যাঁ, আপনার wife এর কিছু পর্যায় পর্যন্ত আপনারা, মানে আপনি মেনে নিবেন, হ্যাঁ, যে আচ্ছা ঠিক আছে। কোনগুলো করা উচিত এবং আপনি মাঝেমধ্যে উনার যে পদ্ধতিগুলো এগুলো পুরোপুরি ফলানোর চেষ্টা করবেন না। কিন্তু নিজের থেকে ওইটা চিন্তা করে কিছু একটা কাছাকাছি অনুযায়ী ওইভাবে একটু শাসনটা দেখানোর চেষ্টা করবেন বাচ্চাদেরকে। কারণ এখানে একটা জিনিস দেখুন, তাহলে তারা মানে বাচ্চা কিন্তু তখন বুঝতে পারবে, হ্যাঁ, যে আপনি কিন্তু এতদিন পর্যন্ত, দেখুন যা হয়ে গিয়াছে এতদিন পর্যন্ত, সেটা তো আস বদলানো যাবে না, ঠিক না? কিন্তু এখান থেকে কিন্তু এগোনোটা মানে আগানোটা দরকার। সেক্ষেত্রে আপনার কাছ থেকে যখন কিছু বারণ আপনার বাচ্চা শুনবে, তখন কিন্তু সে বুঝতে পারবে। তার মাথায় কিন্তু একটা জিনিস আসলে ঢুকবে যে 'আচ্ছা আমার মা এভাবে আমাকে বারণ করতো। কিন্তু বাবা তো অনেক ক্ষেত্রে ছাড় দিয়ে দিতেন। কিন্তু এখন বাবা যেহেতু মার বারণ করছেন তাহলে এই জিনিসটা অবশ্যই মনে হয় তেত অতটা গুরুত্বপূর্ণ' হ্যাঁ, এটা কিন্তু আপনাদের মানে যতটুকু আপনারা বলা যায় যে, একটা মানে একটা সমস্যার সম্মুখীন হয়েছেন, সেটাকে সমস্যা হিসেবে না দেখে সেটাকে দিয়েই কিন্তু আপনারা চাইলে ওটাকে ঘুরিয়ে একটা solution এ নিয়ে আসতে পারেন। এবং আপনার wife এর ক্ষেত্রেও আপনি এ তাকে বসে এটা বুঝাবেন যে হ্যাঁ দেখো "যেগুলোতে তুমি যেগুলোতে strict ছিলা এখন তুমি একটু আমার way টা একটু follow করে দেখো, হ্যাঁ, যে কিছু কিছুর দিকে তুমি ছাড় দিতে দেখো, শেখো।" ওই যে একটা বিষয় আছে না যে মানে "bad cop, good cop" এর একটা যে বিষয়। শাসনের ক্ষেত্রে কিন্তু ছেলেমেয়েদের কাছে কিন্তু আসলে বাবা-মা ওই good cop আর bad cop ই হয়ে থাকে। একজন থাকে শাসনের জায়গা, আরেকজন থাকে হচ্ছে গিয়ে আদরের জায়গা। কোনটাই না একসময়ে মানে একই সাথে balance করাটা অনেকটাখানি কঠিন হয়ে যায়। তবে দেখুন যে, এই জিনিসটা তো করে যেতে হবে, ঠিক না? এবং তাকে অ্যা ওইরকম ভালো শিক্ষাটাও আপনার দিতে হবে। তো দুটো পর্যায়তেই অ্যা শাসনের ক্ষেত্রে একটু ভয়, একটু শ্রদ্ধা, বিশেষ করে শ্রদ্ধাটা, ভয়ের থেকেও বিশেষ করে শ্রদ্ধাটা থাকাটা জরুরি। যে আপনার বাচ্চা তখন out of respect আসলে অনেক কিছু করবে না বা অনেক কিছু আসলে করতে গেলেও সে at least একবার হলেও চিন্তা করবে। এই জিনিসটি কিন্তু আসলে আপনারা একটু ভেবে দেখতে পারেন যে এভাবে যদি আপনারা করে থাকেন তাহলে হয়তো আপনারদের শাসনের ক্ষেত্র দিয়ে একটু ভালো একটা ফলাফল আসবে।
হ্যাঁ। Exactly, জি, জি। জি। উঁ আচ্ছা। হ্যাঁ, জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এইটা ঠিক বলেছেন জি। হুম, হুঁ। অনেক পছন্দ। অনেক কিছু করবে right, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। না, এটা একটা ভালো পরামর্শ। আপনি, মানে আপনি বলতে চাচ্ছেন যে আমার ছাড়ের জায়গাটা না দিয়ে কিছু, মানে আমার wife এর কিছু policy adopt করতে, আর আমার wife এর ক্ষেত্রে আমার কিছু policy adopt করতে। আমরা এমনি যেটা করে থাকি সেটা হচ্ছে যে, যখন আমার wife শাসন করছে তখন আমি আমার wife কে full support দেই, despite আমার চিন্তাভাবনা এবং wife ও সেটা করে থাকে। But এটার পাশাপাশি এটাও করা যেতে পারে যে আমি হয়তো wife এর কিছুটা অ্যাম চিন্তাভাবনা adopt করলাম আরকি। তো ভালো লাগলো actually আপনার suggestion গুলো পেয়ে। আমি কিছু মনে হচ্ছে এটা কাজে লাগতেও পারে। আপনাকে update আমি জানাবো কি হয় না হয়, অনেক ধন্যবাদ আপনাকে পরামর্শগুলো দিয়ে সাহায্য করার জন্যে।
রাইট। উচিৎ। হু, হু। Right. জ্বী, অবশ্যই। হ্যাঁ, আপনার জন্য এবং আপনার wife এর জন্য আসলে খুবই শুভকামনা রইল। আশা করি আপনারা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তো আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।